অবশ্যই সেটা হতে পারে। অবশ্যই। কিন্তু ওই যে যেটা বললাম যে পরিস্থিতি বিবেচনা করে ওই কথাটুকুকে আপনি কতটুকু ই use করছেন সেটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট কথাটার একটা ওয়েট ও রয়েছে।
হুম। হয়তোবা সেটাও হতে পারে যে অপর অপর পক্ষের মানুষটা হয়তোবা এতটাই সে মান মানবিক দিক থেকে এতটাই রিচ যে সে সবসময় এই ব্যাপারগুলাকে ভীষণ আ উম গভীরতা দিয়ে ভাবে বা সবসময় সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় রাখতে চায়। যে কারণে এই ছোট, ছোট polite ওয়ারড গুলা সে এক্সপেক্ট ও করে এবং নিজেও হয়তোবা বলে। তো সেক্ষেত্রে কি আ যে সামনের মানুষটা আছে তার কাছেও কি সে এক্সপেক্ট করতে পারে না যে সামনের মানুষটা তার কাছে ক্ষমা চাইতে পারে?
অবশ্যই।